হ্যাঁ, এগুলো নিয়েও তো গল্প হত। মানে দেখা গেছে কি, আম্মু আর আব্বুর বিয়ের ছবি আমার কাছে আছে। হ্যাঁ, এখনো আছে আম্মুর আর আব্বুর বিয়ের ছবি এবং সেই ছবি দেখলে এখন আসলে হাসি পায় যে, কি পচ্ছি, পচ্ছি চেহারা শুকনা হ্যাঁ, আমার আব্বুর আবার বেশ ঘন গোঁফ ছিল। ঠিক আছে? আমি আব্বুকে বলি যে, আব্বু তোমার চেহারা না যতটুকু তোমার গোঁফ তো তার চেয়ে বেশি। তো ঠিক আছে? মানে হয় না যে, কারো, কারো ক্ষেত্রে বাড়ে গোঁফটাই মানিয়ে যায়। তো আব্বুকে তো জন্মানোর পর থেকে গোঁফ হিসেবেই দেখছি। তো একবার হচ্ছে গিয়ে গোঁফ কেটে ফেলেছিল আব্বু এবং দেখতে যে, কেমন লেগেছিল মানে এত বছরের পুরনো একটা অভ্যাস থেকে হঠাৎ যদি দেখি তো খুব একটু আমি মনে হয় কেঁদেও দিয়েছিলাম যে, কবে আবার কত তাড়াতাড়ি গোঁফ লাগাবা, কবে তোমারটা আবার ফেরত আসবে। তো এই স্মৃতিগুলো না আসলে এই, এই সেই ন্যাপথলিন থেকেই কিন্তু আসল মানে হয় না যে, একটার সাথে আরেকটা স্মৃতি জড়িয়ে থাকে।
হুম। আচ্ছা। হুম, হুম। <laughs> হ্যাঁ। ও আচ্ছা। <chuckles> রাইট, রাইট। আচ্ছা। <chuckles> হ্যাঁ। <chuckles> <chuckles> হ্যাঁ। রাইট, রাইট, হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই তবে কিন্তু বেশ চমৎকার কিছু আসলে আপনি স্মৃতির কথা বললেন এবং এই যে, মানে যেই প্রতিক্রিয়াটাতে আপনার যে, আসলে ন্যাপথলিনের সাথে যে, বিভিন্ন স্মৃতি জুড়ে আছে দেখা যাচ্ছে যে, আপনার ওই যে, জরি আ মানে অন্যান্য স্মৃতি জড়িয়ে থাকা সত্ত্বেও সেগুলো আবার উঠেও আসে, আপনার মনে পড়ে যায়। তো এই যে, যখন হচ্ছে গিয়ে যে, বাড়ির যে, পুরোনো যে, আলমারিগুলো আপনি যখন খুলেন হ্যাঁ? বা হচ্ছে গিয়ে যে, ওই সময়টাতে যদি দেখেন যে, আসলে কোনটাতে ন্যাপথলিন দেয়া নেই, হ্যাঁ? তখন কি আপনি সেই জিনিসটা অনেক বেশি করে miss করেন যে, আসলে এটার ভেতরে হয়তো বা শেষ হয়ে গেছে বা দেয়া হয়নি কখনো। আ তখন মানে থাকে না যে, আসলে খুললে পরে আপনি expect করছিলেন যে, এই smell টা আসবে কিন্তু আসলে আসল না। তো তখনকার অনুভূতিটা আপনার কাছে কেমন থাকে?
একদম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সে সেটাই। একদম, একদম। মানে হয় একটা শূন্য, শূন্য ভাব মনে হয় যে, আচ্ছা কি জানি বি কি জানি নেই কারণ ন্যাপথলিন তো দিচ্ছি। তার মানে আ এমন না যে, আমি উজাড় করে ন্যাপথলিন দিয়ে রাখছি কাপড়ে যে, কাপড়ের থেকে পরার পরে খালি ভক, ভক করে perfume এর আড়ালে ন্যাপথলিনের গন্ধই বের হচ্ছে, সেভাবে তো দেয়া হয় না। তো যার জন্য দেখা যায় যখন নাকে ভাসছে না শব্দটা পরিচিত যেই শব্দ বা পরিচিত যে, গন্ধটা আসার কথা সেটা আসছে না তখন একটু খটকা তো লাগেই যে, আচ্ছা কি জানি নেই, কি জানি নেই। এই যে, একটা খালি, খালি ভাব একটা অনুভূত হয়। তখন দেখা গেল যে, হ্যাঁ, আসলে এখানে ন্যাপথলিন দেয়া হয়নি হয়তো যেটা দেয়া ছিল সেটা শেষ হয়ে গেছে। তখন আমি করি কি আবার নতুন করে, একবার আমার মনে আছে যে, এটা বেশিদিন আগের ঘটনা, না আমি একবার বেড়াতে গিয়েছিলাম, আমি সব বাদ দিয়ে কি কিনেছিলাম জানেন? ন্যাপথলিন কিনেছিলেন এবং কেন কিনেছি সেটা হচ্ছে গিয়ে দেখতে রঙিন। বিভিন্ন রঙের সবুজ, গোলাপি, সাদা তো এটা দেখি না হুম।
হুম। <chuckles> রাইট। তাই তো, তাই তো। <laughs> হ্যাঁ, না, না। রাইট, রাইট। কি জানি নেই। হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ। <laughs> ও বিভিন্ন রঙের। হ্যাঁ, কারণ usually তো সাদা কালারের থাকে, রাইট?